অনেকদিন যাবত একটা জিনিস নিয়ে অনেক টেনশন এর মধ্যে আছি। কী যে করবো, কিছুই বুঝতে পারছি না। এর কারণে, আমি মানসিক ভাবে অনেকটা ভেঙে পড়েছি। আসলে এত কিছু মাথায় দিয়ে যাচ্ছে, কিছুই করতে পারছি না। আর কোনো কিছুই যেন ঠিকঠাক মতন হচ্ছে না, আমাকে দিয়ে। তো, সবকিছুই যেন উলটপালট হয়ে যাচ্ছে। কারণ, এই যে ছুটির মধ্যে কিভাবে চাপটা যে কমাবো, তা বুঝতে পারছি না এবং যে কী করব, কার সাথে কী কথা বো তাও বুঝে উঠতে পারছি না। তো এর জন্য, মানসিক ভাবে একটু চাপের মধ্য দিয়েই যাচ্ছি। তো আসলে কী করতে পারি, এর জন্য যদি আপনি আমাকে কিছু পরামর্শ দিতেন।
আচ্ছা। উ হুম। জ্বী। অবশ্যই। আ বুঝতে পারছি আসলে, আপনি বেশ চাপের মধ্য দিয়ে যাচ্ছেন। তেমন কারো সাথে ব্যাপারটা শেয়ারও করেননি। অ্যা- এবং আসলে আপনি একটা আ ছুটি কাটাচ্ছেন আসলে। এই এ তো, আপনি যদি একটু ক্লিয়ারলি বলতেন আমাকে, আসলে মানসিক চাপটা কেনো হচ্ছে? অ্যা উম এটা কী অ্যা ছুটিতে আসলে কিভাবে সময় কাটাবেন, এই কারণে? আর ছুটিটার আসলে দৈর্ঘ্য কত? মানে, কতদিন ছুটি আপনার?
জ্বী, অবশ্যই। আসলে আমি যেই মানসিকভাবে চাপটা দিয়ে যাচ্ছি সেটা আসলে কিভাবে যে আপনার সামনে তুলে ধরবো তা বুঝে উঠতে পারছি না। কারণ এই গত কয়েক সপ্তাহ ধরে না আমার যে অফিস থেকে আমার যে বস উনি হচ্ছে প্রচুর কাজের চাপ দিয়ে যাচ্ছে। এই যে চাপ যে আমাকে দৈনন্দিন মানে দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে তা আমি আসলে নিতে পারছি না। কারণ এর কারণে আমার যে মানসিকভাবে যে থাকে না যে প্রত্যাশা এবং নিজের উপরে যে একটা আত্মবিশ্বাস সেটা আমি হারিয়ে ফেলছি। এবং দিন, দিন যেন হচ্ছে কাজের মধ্যে যে ফোকাসটা সেটাও যেন হারিয়ে যাচ্ছে এবং আগের মত যে ডেডলাইন কাজগুলো দিব সেটাও হচ্ছে না। কারণ কাজের চাপটা একটু বেশিই বৃদ্ধি পেলো। তো এই কারণে হচ্ছে আমি কী করবো তা বুঝে উঠতে পারছিলাম না। তো আমি এই নিয়ে হচ্ছে আমার আশেপাশের কলিগসদের সাথে একটু কথা বললাম যে "আসলে কী করা যেতে পারে এই নিয়ে?" তো তখন হচ্ছে আমার কলিগসরা আমাকে বললো যে একটু বসের সাথে ঠান্ডা মাথায় গিয়ে কথা বলে নিতে যে আমার চাপটা একটু কমানোর জন্য বা হচ্ছে থাকে না যে একটু ছুটি নেওয়ার বিষয়টা একটু দেখতে যে আমি যদি একটু ছুটি নিয়ে নিজের মনটাকে একটু ফ্রেশ করতে পারি। তো এইটা নিয়ে যখন একটু চিন্তা করলাম, মাথার মধ্যে অনেক দুশ্চিন্তা আসছিল এবং কিভাবে যে নিজের উপর একটা আত্মবিশ্বাস তৈরি করে বসের সামনে দাঁড়িয়ে এগুলো বলবো। তাও খুব চিন্তায় ছিলাম। তো আমি তারপর গিয়েছি এবং আমার বসের সামনে দাঁড়িয়ে আমি বলেছি যে এ "আমার হচ্ছে কাজের চাপটা একটু বেশিই চলছে এবং যার কারণে আমি ফোকাস করতে পারছি না।" তো আমি ভাবছিলাম মনে, মনে তখন যে আমি কি আমার সেলারির বিষয়টা তুলে ধরবো? কারণ আমার যে মাসিক আয় সেটা হচ্ছে মাত্র ৳২০,০০০। কারণ এই ৳২০,০০০ আমি কিচ্ছু করতে পারছি না। যেহেতু আমার কাজের চাপটাও কয়েক সপ্তাহ ধরে বেশি যাচ্ছে। তো যদি বলতাম যে সেলারিটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য বা কিছু এরকম করতে। কারণ আগের তুলনায় আমি এখন কাজও বেশি করছি কিন্তু এটাতে আমার দৈনন্দিন জীবনে খুবই অসুবিধা হচ্ছে। তো এই নিয়ে যখন আমি আমার বসকে বললাম, আমার বস বললো যে "তুমি ছুটি নিতে পারো।" তো আমি বললাম যে "হ্যাঁ বস আমাকে হচ্ছে ৭ দিনের একটু ছুটি দিতে।" তো উনি এটা শুনে না ক্ষিপ্ত হয়ে গেল। তো ক্ষিপ্ত হয়ে নারাজ হয়ে উনি আমাকে বললো যে "তুমি ২-৩ দিনেরই ছুটি পাবা কিন্তু তোমার ছুটিতে কাজগুলো করে যেতে হবে।" তখন এই যে আমি যে একটা চিন্তায় পড়ে গেলাম, যে এখন আমি কি করবো অফিসে না করলেও বাহিরে ছুটির সময় যদি কাজই করি তাহলে কিভাবে হবে? তা নিয়ে খুব চিন্তার মধ্যে আছি। তো এইটা নিয়ে যদি আপনি আমাকে কিছু পরামর্শ দিতেন যে কিভাবে কি করে উঠবো।
হুম, হুম। ছি। আচ্ছা। হুম, হুম। আচ্ছা। হুম, হুম। আচ্ছা। হুম, হুম। হুম, হুম। ওকে। হুম, হুম। উম আচ্ছা বুঝতে পেরেছি। আসলে ছুটিতেও আসলে আপনার আ কাজের চাপ আছে। উ যেটা আমাকে আপনাকে করতেই হবে। তো আপনি কিন্তু এক্ষেত্রে আসলে যেই ব্যাপারটা আপনাকে করতেই হবে এটা নিয়ে আসলে আর মন খারাপ করবেন না। আপনি কিন্তু এইজন্যে আ যাতে ছুটিটাও কাটানো হয় এবং কাজটাও সুন্দরভাবে হয়ে যায়। তো তার জন্য আপনি একটা রুটিন কিন্তু তৈরি করতে পারেন। হ্যাঁ? না যাতে আপনি অন্তত আপনি যখন রুটিনে থাকবেন তখন দেখবেন যে আপনার কাজগুলো আসলে বেশ তাড়াতাড়ি হয়ে গেছে আ এবং আপনি ছুটিটা উপভোগ করার জন্য কিছুটা সময় হলেও পাচ্ছেন। আ তো এইজন্য আসলে আপনি একটা রুটিনের মধ্যে থাকতে পারেন। আ যেরকম আপনি <tsk> কতটুকু সময় দৈনন্দিন কাজের জন্য রাখবেন এই স ছুটির এই কয়টা দিন। আ এবং আপনি আসলে কতটুকু সময় বা প্রকৃতির সাথে কাটাবেন, বাইরে একটু ঘুরতে যাবেন। আ এক্ষেত্রে কিন্তু আপনি নিজের কোন হ্যাবিট হে যেরকম সেটা আসলে শরীরচর্চা হতে পারে। সেটাও একটু ঠিকঠাক করে নিতে পারেন যাতে রেগুলার করতে পারেন। হ্যাঁ? এবং আপনি যেহেতু একটা মেন্টাল স্ট্রেস এর মধ্যে আছেন। অফিসে একটা ঝামেলা হয়েছে। আ আপনি এক আপনার নিজের একটা প্রবলেম এর কথা বলেছিলেন অফিসে আ সেলারি বাড়ানোর কথা। এবং ছুটির মধ্যেও আসলে কাজ চাপিয়ে দিয়েছে। তো আে আ মেডিটেশন অথবা শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম কিন্তু আপনার আসলে আ স্ট্রেসটা খুব কমিয়ে দিতে পারে। তো আপনি শ্বাসপ্রশ্বাসের ব্যায়ামটা নিয়মিত অ করতে পারেন। <tsk> তো আমি আরো একটু অ জানতে চাচ্ছিলাম যে আ এই ব্যাপারগুলো কি কখনো করা হয়েছে বা আপনি কোন কি রুটিন করেছেন ছুটির মধ্যে? আর ছুটিটা আসলে কি আপনি একেবারে একা কাটাচ্ছেন নাকি আপনার সাথে কেউ আছে?
জ্বী। জি, অবশ্যই। আপনি যে আমাকে চমৎকার পরামর্শ গুলো দিলেন, তা আমি কখনো ভেবে দেখিনি। এবং যেগুলো চিন্তায় আসা বা করা, তা আমি আসলে ভেবে দেখিনি। তো এর জন্য আপনাকে, অসংখ্য ধন্যবাদ। এবং এইযে আপনি যে বললেন যে ছুটিটা কি আমি একা কাটাচ্ছি নাকি সাথে কেউ সঙ্গী বা কেউ আছে কিনা। হ্যাঁ, অবশ্যই আমি হচ্ছে এই ছুটিটা আমার পরিবারকে নিয়ে কাটাতে চাচ্ছি। কিন্তু এইযে, এখন ছুটিটাতে আমি পরিবারকে নিয়ে যাবো কিন্তু আমার যে সময়টা যে এতই অল্প, তো অল্প সময়ের মধ্যে কিভাবে যে মানে থাকে না যে কাজের ফাঁকে নিজের পরিবারকে সময়গুলো দিবো ছুটিতে গিয়ে। তাও বুঝে উঠতে পারছি না। কারণ যেহেতু আমার বস বললো যে হচ্ছে, কা মানে ছুটিতে গেলেও কিন্তু যে কাজগুলো সেগুলো করতে হবে। তো এজন্য ভাবছি যে সাথে ল্যাপটপটা নিয়ে যাবো, এবং যে কাজগুলো দিবে আমার বস সেগুলো হচ্ছে ডেডলাইনের মধ্যে পৌঁছানোর চেষ্টা করবো। কিন্তু এই জিনিসটা আমার খুবই খারাপ লাগলো যে, ছুটিটা তাহলে দেওয়ার মানেই কি হলো যদি আমি কাজই করি। যেহেতু আমি আমার বসকে অনুরোধ করে বললাম যে, আমি একটু মানসিক চাপ দিয়ে যাচ্ছি তো! এজন্য যদি আপনাকে কিছু ছুটি দিত তাহলে হচ্ছে একটু খুশি হতাম বা মনটা একটু ফ্রেশ হত। তো এটা নিয়ে যে আসলে আমি পরিবারকেও কিভাবে বলবো যে হ্যাঁ, আমি হচ্ছে একটা ছুটি পেয়েছি। কিন্তু এই ছুটিতে আমার কাজ করতে হবে। কারণ আমি অলরেডি হচ্ছে যে পরিকল্পনা সেটা ভেবে নিয়েছি যে আমরা একটু মাওয়া ঘুরে আসবো ঢাকার বাহিরে। তো এইযে মাওয়া যে যাবো মাওয়াতে যাওয়ার পথে হচ্ছে কিন্তু একটা বেশ ভ্রমণের বিষয় আছে যে, থাকে না একটু এনজয় করা, মজা করা? তো সেই ক্ষেত্রে যদি আমি বসে, বসে, আমার ল্যাপটপে কাজই করি এবং পরিবারের সাথে কথা, একটু মজা না করি তাহলে আমার মনটা কীভাবে হচ্ছে ফ্রেশ হবে এবং আমি যে নিজেকে মানে গড়ে তুলবো তা বুঝে উঠতে পারছি না। তো এটা নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছি যে কীভাবে পরিবারের সাথে একটু খোলামেলায় বসে এটা নিয়ে বলবো যে, আমার বস ছুটি দিয়েছে কিন্তু আসলে, যা ছুটি দিছে তার মধ্যে হচ্ছে আমার কাজ করতে হবে। তো এটা নিয়ে আমি একটু চিন্তায় যাচ্ছি যে, কিভাবে কি করে উঠবো? কারণ পরিবারকে সাথে নিয়ে গেলেও তাদের দেখাশোনার বিষয়টাট কিন্তু আমারই করতে হবে। কিন্তু এটা যদি আমি নাই করতে পারি তাহলে তো, <swallows> এই পরিকল্পনা করে আমার জন্য কিছুই হবে না এবং এই ছুটিটা নিয়ে আমার কোন লাভ হচ্ছে না। যেহেতু আমার বাজেটটাও কিন্তু খুবই কম এবং আমরা হচ্ছে উম চেয়েছিলাম যে ভ্রমণের মধ্যে যে যাত্রাটা সেটাই যাত্রাতে হচ্ছে আমরা মজা করবো। কিন্তু সেটা আসলে হচ্ছে না। তো এটার জন্য কি পরিকল্পনাটা কি বদলাবো না কি করব তা নিয়ে যদি আপনি আমাকে কিছু পরামর্শ দিতেন।
উহু। হু, হু। হু। হু, হু। আচ্ছা, আচ্ছা। উ হু, হু, হু। হুম। হু, হু। জি, অবশ্যই। আসলে আপনি কিন্তু আ আ যেহেতু আপনার কাজটা করতেই হবে, তারপরেও কিন্তু আপনি আসলে আ পরিবারের সাথে একটু দেখা করে আসতে পারেন। একটা মানসিক ইস চাপের মধ্য দিয়ে যেহেতু যাচ্ছেন, স্ট্রেসের মধ্য দিয়ে যাচ্ছেন। আমার মনে হয় যে যতটুকুই পরিবারের মানুষজনের আ কে পাশে পাবেন, ততটুকুই আসলে আপনার জন্য বেশ ভালো হবে। এবং আ যেহেতু আপনার ওয়ার্ক ফ্রম হোম করতে হবে, আ বা বাসায় বসে আপনি কাজটা করতে পারবেন। তো আপনি যদি ল্যাপটপ নিয়ে যান, আপনি কাজ করছেন কিন্তু আ আশেপাশে আপনি বাড়ির মানুষজনকে দেখছেন। তারা আপনার সাথে কমিউনিকেট করতে পারছে। আ খাবার বানিয়ে দিতে পাচ্ছে, বাড়ির বানানো খাবার কয়েকদিন খেতে পারছেন। এটাও কিন্তু আপনার উম বেশ একটা ভালো ফিল করাবে। তো আমি বলব যে আপনি আ ছুটিতে ফ্যামিলির সাথে কিছুটা হলেও সময় অন্তত কাটান। নিজের অনেকটা ভালো লাগবে। এবং আ খুব কম ডিসট্যান্স এ যদি মাওয়া যাওয়াটা আসলে খুবই আ টাফ লাগে, তাহলে আসলে আ মাওয়ার পরিবর্তে আপনারা কাছাকাছি কোথাও যেয়ে পুরো পরিবারের সাথে একটু ঘুরে আসতে পারেন। আ এবং আসলে আ এই ব্যাপারটা আসলে একটু ভুলে থাকার চেষ্টা করবেন, আ যে উম আ- আসলে কাজে ছুটির মধ্যেও কাজটা দিয়ে দিয়েছে। এটা নিয়ে যে খারাপ লাগা। আম এভাবে চিন্তা করতে পারেন। আসলে এভাবে যদি খারাপ আ লাগতে থাকে, আপনি যদি এই কথাই বারবার মনে করতে থাকেন, কষ্ট পেতে থাকেন তাহলে আসলে আ পুরো ছুটিটাই আসলে নষ্ট হবে। মানে আপনি একটু সময়ই এনজয় করতে পারবেন না। আ তার থেকে আসলে যতটুকু পাওয়া যাচ্ছে আপনি যদি রুটিনের মধ্যে থেকে, আপনার কাজগুলোর জন্য একটা নির্দিষ্ট সময় আ অন্তত কিছুটা সময় বেশি তো আপনি পরিবারকে দিতে পারবেন নিজের জন্য কাটাতে পারবেন। সেটুকুই এনজয় করার চেষ্টা করুন। এবং নিজেকে একটু গুছিয়ে নিতে পারেন এই ছুটিতে, যে আসলে অফিসে যেয়ে আপনি বেতন সংক্রান্ত বিষয়ে যদি আরো আলোচনা করার থাকে। বা বসকে যদি আরো কিছু বলার থাকে সেগুলো একটু আগে থেকেই গুছিয়ে নিতে পারেন। আমার মনে হয় এভাবে প্লান করে এগোলে আপনি হয়তো কিছুটা সময় আপনার পরিবারকে দিতে পারবেন এবং এনজয়ও করতে পারবেন। কাছাকাছি কোথাও ঘুরে আসতে পারবেন। আপনি আ এভাবে একটু নমনীয় হয়ে ছোট, ছোট, পরিকল্পনা করে, আ সেগুলো কিন্তু করতে পারেন। আ তাহলে অনেকটাই ভালো লাগবে বলেই আশা করছি।
জি। জ্বি, অবশ্যই। আপনি যে আমাকে চমৎকার একটা পরামর্শ দিলেন এবং কিভাবে যে আমি পরিকল্পনাটা করে তুলবো এবং সুন্দর করে একটু যে থাকে না, পরিবারের সাথে একটু ভ্রমণ করে আসবো। যেহেতু আমার সময়টা খুবই কম এবং ছুটিটাও অপরিকল্পিতভাবে হয়ে গেলো। কারণ আমি আমার বসকে বলেছিলাম যে, "৭ দিনের জন্য ছুটি দিতে।" কিন্তু যেহেতু আমার বস একটু নারাজ হয়ে বললো যে, "৩ দিন।" মানে ২ থেকে ৩ দিনের ছুটি। তাও হচ্ছে উনি বললো যে, "কাজগুলো চালিয়ে যেতে হবে।" হয়তো একটু কম কাজ দিবে, কিন্তু কাজ তো দিবেই। তো, এই যে কাজগুলো যে করে, কিভাবে পরিবারের সাথে সময়গুলো একসাথে, মানে থাকে না, এলোমেলো হয়ে যাচ্ছে কিন্তু তাও ক মানে যেভাবেই পারি না কেনো, একটু সময় বের করে ছুটির মধ্যে হচ্ছে পরিবারের সাথে কাটাবো সময়গুলো এবং তাদের সাথে মজা করবো। যাতে জানি তাদেরও যে মনমানসিকতা, সেটাও একটু ভালো হবে। এবং এই যে আমি যে একটা কাজের চাপে দিয়ে যাচ্ছি, গত কয়েক সপ্তাহ ধরে, সেটার জন্য মনে হয় আমারও বেশ ভালোই হবে। তো, এটা নিয়ে আমি অবশ্যই চিন্তা করবো এবং চেষ্টা করবো পরিবারের সাথে একটু খোলামেলায় বসে, তাদের সাথে কথা বলে এবং কী করা যায়, না করা যায়। কী কী করলে ভ্রমণে ভালো হবে এবং আরও ওনাদের কি কোনো ইচ্ছা আছে নাকি কোথাও যাওয়া বা ঘুরা, এবং খাওয়া-দাওয়ার বিষয়গুলোও যদি একটু দেখি, তো সেটা অবশ্যই মানে চেষ্টা করে দেখবো আপনার কথা অনুযায়ী। এবং চেষ্টা করবো যে হচ্ছে, পরিবারের দিকটা একটু ভেবে দেখতে এবং নিজের দিকটাও এবং কাজের যে চাপটা, সেটাও একটু কম দেখতে। তো, এর জন্য হচ্ছে, আপনাকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ এবং আপনি ভালো থাকবেন।
আ জ্বি। হু, হু। জ্বি, অবশ্যই। জ্বি, আমারও মনে হচ্ছে যে আপনি পুরো ব্যাপারটা একদম সুন্দরভাবে মেনেজ করতে পারবেন। আপনাকে বেশ আগে থেকে কনফিডেন্ট ও লাগছে। আপনার জন্য অনেক অনেক শুভ ন কামনা থাকলো, আপনি খুব ভালো থাকবেন।